আসলে আউসে বাইরে কাজ করাটা একদম স্বাভাবিক এবং ওইটা অনেক বেশি পড়ে। আমি আ মোটেও বলতে পারব না যে সবসময় রুটিন অনুযায়ী চ চলে এটা চলে না। অ কেন অফিসের কাজ আসলে ঠিক নেই যে, অফিসে তো আসলে আমাদেরকে রুটিন এ মানে হয় না যে কাজের টাইমে বাইরে আরো বেশি কাজ দেয় তারা। এটাতো বাসায় বসেও কাজ করা লাগে। ওই ক্ষেত্রে আমি একটু চেষ্টা করি ছুটির যে ২ টো আমার দিন থাকে ওই ২ টো দিন আসলে আমি অফিসের কাজ যাতে একদম না রাখি। এবং ওই পুরো সময়টা আমি পরিবারকে দেই। কারণ অফিসে অফিস যখন থাকে তখন আসলে আমি চাইলেও পরিবারকে তেমন একটা সময় দিতে পারি না। ওটা যতই আমি রুটিন এ লেখা রাখি না কেন। আমি ৭ টা থেকে ১০ টা বাসায় টাইম দিবো। এটা কিন্তু হয়ে ওঠে না। তো ছুটির দিনটা আমি চেষ্টা করি যে, না আমি আমার ব্যক্তিগত জীবনকে আসলে একটু দেখব বা কি চলছে এটা একটু উপলব্ধি করার চেষ্টা করব আরকি।
আচ্ছা বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। জি, জি, জি। চমৎকার! জি, জি, জি। সেটাই, সেটাই, সেটাই। হ্যাঁ। গুরুত্ব দিবেন যে ও একদম ঠিক। ওই ২ টা দিন হচ্ছে শুধুই আপনার পরিবারে। এখন জি।
হ্যাঁ, আমার এবং আমার পরিবারের জন্য আরকি।
একদম ঠিক, একদম ঠিক। তো সেই জন্য আপনি কি, কি করেন? আছে এই যে না যে, আপনারা হয়তো ঘুরতে বেরোন অথবা কোথাও খেতে বের হলেন অথবা কোন মানে আপনার আ পরিবারের যারা আছেন সদস্যদের পছন্দ মতো কোনো কিছু রান্না করলেন মানে জিনিসটাকে কিভাবে আপনি উদযাপন করেন? মানে আপনার ছুটিটা আসলে কিভাবে উদযাপন করেন? হয়তো একটু বেশি ঘুমান। হয় না যে আচ্ছা আচ্ছা আজকে একটু বেশি ঘুমিয়ে যেহেতু ছুটি আ একটু বেশি, ঘুমিয়ে আস্তে ধীরে দিনটা শুরু করা। এভাবে করেন নাকি কিভাবে আপনি সময়টা কাটান?
হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই জিনিসটা তো হয়। ঘুম তো ঘুম তো আসলে দরকার। ঘুমটা আসলে আমি নিজের জন্য আসলে প্রচুর হ্যাঁ, প্রচুর নিয়ে নি যে ঘুমটা দরকার। কিন্তু একেক সময় একেক ভাবে আসলে ছুটি উদযাপন করি এবং আমার পরিবারের একটা খুব মজার যদি আমি একটা জিনিস বলি যে, আমরা সবাই চেষ্টা করেছি যেদিন বন্ধের দিন থাকে ঐদিন সকালবেলা আমরা সবাই একসাথে বাইরে কোথাও সকালের নাস্তাটা করতে যাই। <chuckles> এইটা আলাদা হয় হ্যাঁ। তো এই জিনিস হয় কি যে, অন্য দিনগুলো সাপ্তাহিক দিনগুলোতে কেউ একসাথে নাস্তা করি না বা কেউ না অনেকে তো হয়তো নাস্তা করিই না। দৌড়াদৌড়ির মধ্যে থাকে ভাই বোন স্কুলে যাওয়া দৌড়াদৌড়ি আমি অফিসে যাব। হয় না। তো ওই সবার এটা আসলে আমার মা বের করেছিল যে, ১ দিন আমরা হয় কি সপ্তাহে ১ দিন সবাই একসাথে বাইরে নাস্তা করতে যাব। মানে ঐদিন সকালের নাস্তাটা সবার করা হবে। তো এই জিনিসটা আমার ফ্যামিলির খুব চমৎকার যে, আমরা প্রায় প্রতি সাপ্তাহে এটা চেষ্টা করি করার মাঝে, মাঝে হয় না। আর ড হয় না ওটা আমার দোষে যে আমি ঘুম থেকে যদি না উঠি আরকি।
অবশ্যই। অবশ্যই, অবশ্যই। বাহ! চমৎকার, চমৎকার। মানে যে নাস্তা খেতে যাওয়াটা জি, জি, জি। আচ্ছা। আহ! হ্যাঁ, হ্যাঁ। যে যেভাবে পারে, হ্যাঁ। চমৎকার! ওহো! আচ্ছা বাদ এবং আপনার যখন
ওইটা আবার আমি পরে পুষিয়ে নিই আরকি যে, বিকেল বেলা আসলে বের হই তখন।
হ্যাঁ। ঠিক আছে। সেটাই। আ কারণ একসময় না হোক প পর দিনের তো আছেই। দিনের অন্য সময় আপনারা একসাথে বের হচ্ছেন। হয় না যে, যে বিকেলবেলা হয়তো একটু কাছাকাছি যদি কোন নদী থাকে বা লেক থাকে সেটার পাশে কিন্তু এখন অনেক ছোট, ছোট দোকান থাকে। সেখানেও যদি একটু সময় দিয়ে চা খাওয়া হয়, তাহলেও কিন্তু সুন্দরভাবে কিন্তু সময়টা পার হয়ে যায় পরিবারের সাথে। এবং এটা একটা মানে আপনার কাছে কি মনে হয় না, এটা একটা বেশ শক্তিশালী একটা মানে উপায় আ পরিবারের সাথে কাছাকাছি থাকা এবং ব্যক্তিগত সময়টাকে কাটানোর?
হ্যাঁ। হ্যাঁ। আ আসলেই। একদম, একদম।